জি, একদমই ঠিকই বলেছেন। এটা হয় অনেক জায়গায় এরকম অনেকে এরকম জমি নিয়ে কিন্তু খুবই ঝামেলায়ও পড়েছে আমি দেখেছি হুম, হুম, হুম একদমই ঠিক বলেছেন। আসলে কি স্বপ্ন তো স্বপ্নই তাই না? সবারই মানে স্বপ্নগুলো যদি পূরণ করতে পারে লক্ষ্য অর্জন করে ফেলতে পারে তাহলে সেটাই বিশাল বড়ো ব্যাপার হয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে আমি যদি কখনো এটা করতে পারি, তো হয়তো আমি বলবো যে যাক আমার স্বপ্নটা পূরণ করতে পারলাম। তো আশাও আছে এরকম অনেকেই হয়তো কি ভাবে না যে, আরে এত বড় স্বপ্ন দেখে আমার কি লাভ, আমি কখনো হচ্ছে উ হ্যাঁ, হ্যাঁ।
জি, জি। খুব ঝামেলার, খুব ঝামেলার হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি, জি, জি। জি, জি না, না স্বপ্ন কখনো বড় হয় না। আমার আমার মতে কি জানেন, আপনাকে যদি স্বপ্ন দেখতেই হয়, বড় স্বপ্নই দেখবেন কেনো ছোট দেখবেন? আপনি দেখবেন ওটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, পরিকল্পনা করবেন, ব্যর্থ হবেন আবার চেষ্টা করবেন তাহলেই তো সফলতা আসবে তাই না? আর
হুম, হু। জি, জি। হুম, হুম। অবশ্যই ঠিকই বলেছেন ,কারন আমার মনে হয় বড় স্বপ্ন দেখাই বেটার। তাহলে কি হয় ওই যে পূরন করতে, করতে একদম ওইটা পুরন না হলেও ওর কাছাকাছি চলে যাওয়া যায়। হলেও একদমই এটাই হচ্ছে বড় কথা। হুম।
জি, জি, জি। কাছাকাছি যাওয়া যায়, জি, জি, জি, জি। একদমই ঠিক বলেছেন আর আসলে স্বপ্ন ছাড়া আমরা আমরা মানুষই তো স্বপ্নের তাই না? স্বপ্ন না দেখলে আমরা আসলে বেঁচে আছি এটার এটার তো কোনো মানে অনুভূতিই পাবো না। আর স্বপ্ন দেখা, আশা যে আমরা কিছু বে বেটার পাবো, বেটার পিছে কাজ করা এটাই তো আমাদের সার্থকতা জীবনের তাই না?
হুম, হুম। হুম। জি, একদমই ঠিক বলেছেন এই দেখেন না আমার যেটা স্বপ্ন আমি বলছি বাগানবাড়ি অনেকটা জায়গার দরকার, হয়তো সেরকম আমি এই শহরে যেখানে থাকি, হয়তো ওরকম পাবো না কিন্তু অবশ্যই চেষ্টা করব একটু বেশি জায়গা কেনার সামান্য। যাতে একটা সুন্দর বাড়ি করে অল্প কিছুটা জায়গা থাকে ২ ১ টা গাছ লাগাতে পারি একটু হাঁটতে পারি এরকম একটা জায়গা অন্তত কিনতে পারি। বেশি না কিনতে পারলেও মানে কাছাকাছি হয় এরকমটা।
জি, জি, জি, জি। জি, জি, জি। জি, জি, জি, জি। জি, অবশ্যই, অবশ্যই। জি, জি, জি, জি আমি আপনার কথা সম্পূর্ণ বুঝতে পারছি। এটা আসলে খুবই দরকার আমাদের স্বপ্ন থাকবে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করব, অ্যান্ড আমি আশা করি আপনার স্বপ্ন সবগুলো সত্যি হোক। আপনার সাথে এই স্বপ্ন নিয়ে কথা বলে আমার খুবই ভালো লাগলো সত্যি কথা বলতে। আ
হুম। জি, জি, জি, অবশ্যই ধন্যবাদ। হুম, জি, আমিও চাই সবার স্বপ্নই পূর্ণ হোক কারণ মানুষের স্বপ্নের শেষ নেই সবার প্রত্যেকের স্বপ্ন পূর্ণ হোক, আসলেই।
জি, জি, জি, জি, জি, জি আর স্বপ্ন দেখার সৌন্দর্যই কিন্তু এটা আমাদের মধ্যে একটা আশা জাগায়, অনুপ্রেরণা জাগায়। অন্যরা আমাদের স্বপ্ন দেখে অনুপ্রেরিত হয় আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আরো অনেক মানুষ থাকবে যারা এই জিনিসগুলো দেখে ওরাও চাবে ওদের কালকে হোক তাই না?
হুম, হুম। হুম, হু, হুম।